আমিও বেশ আনন্দে আছি, বেশ ভালো আছি। আমিও হচ্ছে ভাবছিলাম বুঝছেন। এখন তো ঈদের দিন যাচ্ছে। ঈদের কিছুদিন যাচ্ছে আরকি। আমাদের তো হচ্ছে দেখা যায় যে, আমাদের আ আত্মীয়-স্বজনের সাথে যে ইয়া করতে হচ্ছে। তো আজকে একটু আত্মীয় কা আজকে একটা আত্মীয়র বাসায় গেলাম। তখন হচ্ছে তাদের সাথে গল্প করতে, করতে তারা হচ্ছে আমাকে বলছে, যে তাদের ছেলের নাকি হচ্ছে বিয়ে ঠিক হয়েছে। তো ঐটার জন্য কিভাবে আমার হচ্ছে, ড্যান্স রিহার্সাল মানে, হলুদের জন্য আরকি। যে ড্যান্স করব সেটা নিয়ে যে প্রিপারেশন নেওয়ার একটা সময় হয়ে গেছে আরকি। তো বলছিল যে, আমরা কি, কি গানে নাচতে চাই? সবকিছু আগে, আগে জানায় দিতে যেন, আমরা গানগুলো সু সুন্দর করে কতটুকু নাচবো, কি করব? সবগুলা যেন আমরা ইয়া করতে পারি। তো আমি ভাবছিলাম আসলে যে আমাদের যে মানে পরিচয় আছে, মানি জাতি হিসেবে যে আমাদের বাঙালি নিয়ে একটা পরিচয় আছে বা বলতে গেলে, ওটাতে কতভাবে হচ্ছে মানে, আমাদের কত দিক দিয়ে ইনফ্লুয়েন্স হয়, না? কারণ যদি ভেবে দেখেন, আমাদের কিন্তু হলুদের যে জিনিসটা, সেটা কিন্তু আসলে আমাদের মুসলিমদের যে ইয়াতে মানে, আমাদের মুসলিমরা বিয়ে-টিয়ে করি আমরা, সেটার ভেতরে কিন্তু নাই। কিন্তু আমরা কিন্তু জাতি হিসেবে সেলিব্রেট করি। না? আপনার কাছে কি মনে হয়? এটা খুব ইন্টারেস্টিং জিনিস না? আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে আসলে জিনিসটা।
হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম। উহু। ওকে, ওকে। ওকে, ওকে, ওকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম, হুম। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। উহু। হু। এক্সাক্টলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাই, নাই। এক্সাক্টলি, এক্সাক্টলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলেই, আসলেই। মানে আমার যদি, আমি আমার দিক থেকে যদি বলি। আমি যতটুকু বুঝি, আমি যে সব বুঝি, তা না। ধরুন আমি যতটুকু বুঝি, যে এই যে সংস্কৃতি বা এই যে পরিচয়টা আমরা বর্তমানে লালন পালন করি, এটা কিন্তু হাজার, হাজার বছরের মানে ইভোলিউশন। তাই না? যেমন ধরুন হাজার বছর আগে আমাদের কি ধরনের পরিচয় ছিল? তারপরে আস্তে, আস্তে পরিচয় কিন্তু বিভিন্ন প্রভাব এসে যুক্ত হয়েছে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।

বাঙালি কালচারে যদি খাবার-দাবার ছাড়া সবচেয়ে বেশি পছন্দের কোনো জিনিস থাকে সেটা হচ্ছে যে ধরুন এই যে বাঙালির ভেতরে যে মানে অতিথিপরায়ণ যে ভাব এই জিনিসটা আসলে আমার খুব ভালো লাগে। এমন না যে বাঙালি ছাড়া অন্যদের ভেতরে এটা নেই কিন্তু বাঙালির ভেতরে এটার বাঙালির একটা নিজস্বতা আছে। তাই না? বাঙালির ভেতরে বাঙালির মতো করে একটা নিজস্বতা আছে। অন্যান্য অনেক সংস্কৃতিতে আছে তারা অতিথিদেরকে যথেষ্ট সম্মান এবং তাদের জন্য আয়োজনে কমতি করে না। কিন্তু বাঙালি যেভাবে করে যেমন ধরুন বিভিন্ন স্টাইলের পিঠা দিয়ে এ নতুন জামাইকে ইয়া করা বা নতুন আ নতুন, নতুন কারো সাথে ইয়া হলে কোনো দুই ফ্যামিলির মধ্যে সম্পর্ক হলে বিয়ে শাদির দরুণ হোক বা অন্য কোনোভাবে বন্ধুত্বের দরুণ হোক, পরস্পরের জন্য যে ধরনের উপহার পাঠানো বা আয়োজন করা আবার ধরুন ঈদ পূজা পার্বণে কিন্তু আমাদের যে খাবার-দাবার ব্যতীত অন্য যে আয়োজনগুলা থাকে, তাই না? অন্য যে ধরনের আয়োজনগুলো যেমন পোশাক-আশাক পরা বা সাজানো বা ওভারঅল যে সোসাইটিতে যে ভাইবটা তৈরি করা হয় এটাই কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু ধরুন মধ্যপ্রাচ্য, পশ্চিমা দেশ কিংবা পূর্বের সঙ্গে কিন্তু একদমই মিলবে না তাই না?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
অ্যাই আসলে ঠিকই বলেছেন। খুড খুবই জোস অ খুবই সুন্দর করে বলছেন আপনার জিনিসটা। খুবই একটা জটিল একটা জিনিস আপনারা অনেক সহজ করে বলে দিয়েছেন আসলে ঠিক আছে? মানে আমার
হুম, হুম, হুম। <chuckles> না এটা আমি খেয়াল করে দেখেছি যে এটা এরকম হয় না এটা ডিফারেন্ট।
হ্যাঁ, মানে আ আমার নিজের ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে নাগরদোলা আমার সবচেয়ে বেশি পছন্দ। অনেক সিম্পল একটা আনসার জিনিসটা। মানে আপনি যে জিনিসটা ভেবে দেখেন, হ্যাঁ জিনিসটা আসলে কত কমপ্লেক্স, ঠিক আছে? মানে এক আমি হচ্ছে আমি এটা একটা জিনিস বসলাম ঠিক আছে? হ্যাঁ আরেকটা মানুষ নিজের বডি ওয়েট দিয়ে পুরা জিনিসটাকে চলাচ্ছে ঠিক আছে? এই জিনিসটা আমার কাছে এত ফ্যাসিনেটিং লাগে আমার নিজের খুবই পছন্দ। যতবার আমি আমার লাইফে নাগড়দোলা দেখেছি, ঠিক আছে? আমি সবসময় যেয়ে উঠে গিয়েছি। কোনো কুয়েসশন নেই ঠিক আছে। <chuckles>
ওকে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ আমার ভয় লাগে <chuckles> আমি ভাবতে চাই না। <chuckles> ওকে। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে আমি আসলে উঠি না কারণ আমার একটু মোশন সিকনেস বেশি তো আমি আরকে উঠি না আমার বা অস্বস্তি লাগে।
মানে এই জিনিসটা যে আমাদের যে কালচার এতকিছু সুন্দর করে জিনিস মত সবকিছু ইনকর্পোরেট হয়েছে।
হুম, হুম, হুম। যেমন ধরুন হ্যাঁ এই এইযে দেখুন এখন এখন এই যে বর্ষার দিন এসেছে না গ্রামে, গ্রামে বিভিন্ন জায়গায় নৌকা বাইস হবে। আবার ধরুন এই বর্ষাটা চলে যাওয়ার পরে যখন মনে করেন যে ইয়া হালকা শীত, শীত পড়বে বিভিন্ন জায়গায় দেখবেন মুরশিদি গান, আ ভাটিয়ালি, মুরশিদি হাবিজাবি গান হবে, সিন্নি হবে, ভোগ চলবে। মানে আমি ছোটবেলায় দেখেছি। আবার শীতের দিন আসলে না ওই রসের পায়েস করা হয় এক এক ধরনের। ওই বিভিন্ন হ্যাঁ রাতে গান হয়। মানে এই গরমের সিজনটা পড়ে যখন শীতের সিজনটা আসে না তখন রাতে গান-টান হয় গ্রামে। শহরে তো আর এখন পাওয়া যায় না, গ্রামে এখনো কিছু, কিছু পাওয়া যায়।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আমি খাই নাই এটা। <hiccups> না লালন সঙ্গীত হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ ভাই আজকে আপনার কথা শুনে তো খুবই মজা লাগলো। আমার হচ্ছে আবার একটু যেতে হবে একটু ফ্রেন্ড-ট্রেন্ডরা কল-টল দিবে তো। আমি আপনার সাথে আবার পরবর্তী সময়ে কোনো একদিন আবার একটা গল্প-টল্প হবে এগুলা নিয়ে। আপনে লা নাগরতালায় উঠবেন ঠিক আছে? একবার চেষ্টা করে দেখবেন।
<chuckles> ওকে। ওকে আচ্ছা। <chuckles> ট্রাই করবো ওকে বাই।